আসলে দেখুন এইরকম আ যেহেতু আমি প্রায় সময়ই করি যে, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে সরে যাই। নিজেকে একটু গুটিয়ে নেই সবকিছু থেকে। তো স্বাভাবিকভাবে কিন্তু আমার সেই অভিজ্ঞতাটা আছে। আ যেমন ধরুন, যতবার আ আমি সোশ্যাল মিডিয়া ডিএক্টিভেট করেছি বা ১ মাস, দেড় মাস, ২ মাস পরে যখন এসেছি, আমি তো দেখেছি যে, মানুষজন আমাকে অ্যাকটিভ দেখে আমাকে নক করছে। আমার খোঁজ খবর নিচ্ছে, তখন কিন্তু আসলে খুব বেশি স্পেশাল ফিল হয়। এতগুলো দিন পর আসলাম কিন্তু সেই মানুষগুলো কিন্তু আমাকে ভুলেনি বা আমাকে নিয়ে কিন্তু তারা চিন্তা করেছে। তারা বলে যে, তাদের চিন্তার জায়গাটা আমাকে বলে যে, আ "আমরা তোমাকে নিয়ে এতটুকু টেনশন করেছি, আমরা তোমাকে নিয়ে এতটুকু চিন্তা করেছি যে, কিছু হয়েছে কিনা বা কোন স্পেশাল রিজন ছিল কিনা!" তারা কিন্তু নিজ থেকেই নক দিয়ে তাদের যে, সেলফ ইন্টারেস্ট টা আছে সেটা দেখায়। এই জিনিসটা কিন্তু আসলে আ খুব বেশি স্পেশাল ফিল করা এবং অনেক বেশি ভালো লাগে।
হুম। আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ। <chuckles> আচ্ছা। হুম, মানে বোঝা যায় যে, কারা হয়তোবা আপনার ব্যাপারে এরকম চিন্তা ভাবনা করছে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। তবে কিছু মানুষ তো থাকেই, যাদেরকে নিয়ে আসলে আ যারা আসলে আ সবাই তো আর আপনাকে স্পেশাল ওয়ে তে ট্রিট করবে না। সবাই তো আর স্পেশাল ভাববে না। সবাই তো আপনাকে মানে আপনাকে নিয়ে আসলে যত্নশীল হবে না, তো সেই ক্ষেত্রে কিছু মানুষ থাকে, যারা আসলে হয়তো ভুলে যেতে পারে, বা যারা আসলে এই জিনিসটা নিয়ে এত বেশি চিন্তিত নয়, যে, আমি সোশ্যাল মিডিয়া তে নেই, তার কিছু আসলে যাচ্ছে বা আসছে, আসছে না, এরকম কিন্তু অনেক মানুষও হয়।
হুম, না এটা তো অবশ্যই। <chuckles> হ্যাঁ। হুম। <chuckles> মানে এমনও হয় যে, আসলে কেউ টেরই পায় না যে, আপনি সোশ্যাল মিডিয়াতে ২ মাসের জন্য নেই। এই জিনিসটা হয়তো অনুধাবনও করার আ সময়টা হয় না অনেকের। হুম। তো যখন এই যে, সোশ্যাল মিডিয়াতে বেশি সক্রিয় যখন থাকেন, ঠিক আছে? তখন আসলে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহারটা কেমন থাকে? মানে তখন কি অতিরিক্ত ব্যবহার করা যায়, নাকি তখনও সীমিত আকারে ব্যবহার করেন?
আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সময় তাদের কাছে নেই। হ্যাঁ, নিশ্চয়। হ্যাঁ, হ্যাঁ। আমি আসলে দেখুন আ যেহেতু আমি একটু কর্ম নিয়ে ব্যস্ত থাকি, এখনকার সময়টাতে রিসেন্ট টাইম টাতে। তো এখন কিন্তু আর চাইলেও এত বেশি সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পারি না। কিন্তু যখন আসলে আ কর্মের সাথে ইনভলভড ছিলাম না বা ফ্রি টাইম ছিল, তখন কিন্তু দেখা যাচ্ছিল সকালে উঠে ফোনটা হাতে নিয়েছি। তো স্ক্রল করছি, স্ক্রল করছি। এই স্ক্রল এর মধ্য দিয়ে কিন্তু কখন যে, দিনটা শেষ হয়ে গিয়েছে, সেটা কিন্তু আসলে বুঝে উঠতে পারতাম না। তো এই আসলে সময় এবং ব্যস্ততা সবকিছুর উপর ডিপেন্ড করছে যে, আমি আসলে আ আ কিভাবে আসলে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করছি বা কিভাবে আসলে আমার আ টাইমটাকে আসলে অতিবাহিত করছি। এটা কিন্তু অবশ্যই আ নির্ভর করছে আমার কর্মজীবন বা আমার কর্মব্যস্ততার উপর।
হুম। জি। হুম, হুম, হুম। জি। হুম, এটা তো নিশ্চয়ই। হ্যাঁ, তো এই যে, আপনি বলছিলেন যে, সোশ্যাল মিডিয়া বন্ধ রাখলে, তখন হয়তোবা আপনি মানুষের ব্যবহারটা আসলে বুঝতে পারেন। যে, কারা হয়তোবা আপনাকে নিয়ে চিন্তিত। কারা এই যে, আপনি সোশ্যাল মিডিয়া বন্ধ রাখলেও দেখা যায়, অফলাইনে আপনাকে রিচ করছে, আপনার সাথে কথাবার্তা বলছে। হুম। আপনার কাছে কি মনে হয় যে, এরকম মানে সোশ্যাল মিডিয়া যদি কিছুদিনের জন্য এরকম বন্ধ রাখেন, তখন আসলে এই মানুষকে বোঝাটা তখন সহজ হয়ে যায় যে, আসলে তারা আপনার প্রতি কেমন একটা মনোভাব রাখে, কিংবা আ কি চিন্তা করছে আপনার ব্যাপারে। এই জিনিসটা কি বোঝাটা তখন সহজ হয়?
হ্যাঁ, হ্যাঁ। চিন্তিত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

আসলে সেই রকম পরিবর্তন তো আ পরিলক্ষিত হয় না। আ তবুও অনেক সময় কিন্তু অনেক ধরনের পরিবর্তন হতে পারে। সেটা পজিটিভলি হতে পারে বা নেগেটিভলি হতে পারে। অ্যা যেমন ধরুন কিছু মানুষ আছে যাদের সাথে আমার সোশ্যাল মিডিয়াতে রিলেটেড বা সোশ্যাল মিডিয়াতেই কানেক্টেড। যাদের সাথে আসলে আমার বাস্তব জীবনে কখনো কোনো সাক্ষাৎ হয়নি বা বাস্তব জীবনে কোনো সম্পর্ক নেই। তাদের সাথে দেখা যাচ্ছে যে আ একটু distance তৈরি হয়ে যায়, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পরিচয় বা সোশ্যাল মিডিয়াতেই কথাবার্তা হয়। তো তাদের সাথে যেহেতু সম্পর্কটা ১ মাস, ১.৫ মাস, ২ মাসের মতো যোগাযোগ বিচ্ছিন্ন, তখন কিন্তু আর আ আগের মতো থাকে না। আবার যাদের সাথে দেখা যাচ্ছে যে অফলাইনে সম্পর্ক, তখন কিন্তু একটা ডিফরেন্ট রকম একটা জিনিস তৈরি হয়। যেমন ধরুন যাদের সাথে অফলাইন সম্পর্ক, তারা যখন দেখে সোশ্যাল মিডিয়াতে নাই, তখন কিন্তু তারা আসলে আমাকে কল দেয় নাম্বারে। দিয়ে খোঁজখবর নেয় যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা বা কিছু হয়েছে কিনা? অ্যার মাধ্যমে কিন্তু আসলে সম্পর্কের গভীরতাটা বোঝা যায়।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। ওকে। হুম। উম জি। একদম, একদম। তো এই যে অনেক সময় তো দেখা যায় আপনি বললেন যে অ্যা কিছুটা সময় সোশ্যাল মিডিয়া বন্ধ রাখলে তখন কিছু মানুষ যাদের সাথে হয়তোবা আপনি সোশ্যাল মিডিয়াতেই কানেক্টেড আছেন, ঠিক আছে? তাদের সাথে হয়তোবা একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তো সাধারণত যখন আপনি সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করেন, তখন কী তাদের সাথে আসলে উম মানে ডেইলি একটা যোগাযোগটি বজায় রাখা যায়? নাকি এটা মাঝে, মাঝে যখন মনে হয় তখন একটু যোগাযোগ করেন?
জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনাকে সবসময় যে মেসেজে-কলে কথা বলতে হবে, এইরকম কিন্তু নয়। আপনার পোস্টের মাধ্যমে বা আপনার activities এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার দিনটা কেমন যাচ্ছে বা আপনি এখন কোন অবস্থায় আছেন। তবুও হ্যাঁ, এইরকমটা হয় যে অনেক সময় কথা হয়, অনেক সময় আসলে আ কোনো important discussion থাকলে, সেটা নিয়ে ডিসকাশন হয় বা কোনো সাহায্য লাগলে, একে অপরকে সাহায্য করার চেষ্টা করি। এটা তো নিশ্চিতভাবে হয়। তবে আ daily basis এ আসলেতো আসলে কথা হয় না। পোস্টের মাধ্যমে আসলে ধরে নেই যে তার অবস্থা এখন এমন যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সে এখন এইরকম আছে সে বা ধরেন অনেক সময় কমেন্ট করা। এর মাধ্যমে একটা interaction হয়ে যায়, এরকম হয়।
জি। হুম রাইট। <chuckles> হ্যাঁ। হুম, হুম। মানে পোস্টের মাধ্যমে একটা interaction হয়ে যায় তখন। বাহ্! বেশ দারুণ! হ্যাঁ, হ্যাঁ। তো অ এখন তো আসলে দেখা যাচ্ছে কী, সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু হ্যাঁ, যেইরকম বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক হচ্ছে, অজানা মানুষের সাথেও কথা হচ্ছে। কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে আশেপাশে আমাদের বন্ধু-বান্ধব যারা আছে, ঠিক আছে? কিংবা পরিবারের সদস্য, তাদের সাথে কিন্তু অনেকের আসলে কথাবার্তাটা হয়তো অনেকটাই কমে গিয়েছে অনেকাংশে, হ্যাঁ? সোশ্যাল মিডিয়া কিংবা টেকনোলজির কারণে। তো আপনি যখন এরকম সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি যখন নেন, তখন কি আপনার যে পরিবারের সদস্য যারা আছে, তাদের সাথে কিংবা আ আপনার কাছের বন্ধু-বান্ধব যারা আছে, যাদের সাথে হয়তোবা অফলাইনে যোগাযোগটা বেশি হতো আগে কিংবা এখনো হয়। তাদের সাথে তখন যোগাযোগটাতে কি কোনো ওই রকম মানে improvement কি আসলে লক্ষ্য করেন আপনি?
হুম। হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।